হুম, হুম।
তো হ্যাঁ এক্ষেত্রে অর্থনৈতিক স্বাবলম্বীতা আসলে জরুরি।
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, অবশ্যই। ঠিক বলেছেন আপনি। স্বাবলম্বী না হলে যে অন্যের কাছে হাত পাতার ব্যাপারটা খুবই দুঃখজনক তখন নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া যায় না। বেশ ভালো কিছু কথা বলেছেন আপনি। আপনার সাথে আ সমাজের চাপ তাছাড়া পরিবারের চাপ নিয়ে কথা বলতে পেরে আপনার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। বেশ ভালো লাগলো।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। জ্বী, জ্বী। জ্বী। হুম। হুম, হুম। জ্বী, আমারও আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি খুবই ভালো থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।

হম।
একদম ঠিক। আচ্ছা অনেক সময় হয় না পরিবারের চাপের কারণে হচ্ছে আপনাকে একটা আ কেরিয়ার বেছে নিতে হচ্ছে। তো তখন যদি আপনি আ সীমারেখা রাখতে চান, ধরেন এমনও ও অনেক সময় হয়ে থাকে যে আপনি যেটা চাচ্ছেন, সেটা পরিবার চাচ্ছে না। তো আপনি নিজের ইচ্ছাটাকে আ ফলো করতে চাচ্ছেন, সে কারণে পরিবার থেকে কোন আপনি সাপোর্ট পাচ্ছেন না। তো তখন কি মনে হয় আপনার নিজের একটা আ ফাইন্যান্সিয়াল আ একটা মানে কেরিয়ার রাখার দরকার আছে। নিজেকে স্বাবলম্বী করার একটা আ দরকার আছে।
হুম। হু। হুম, হু, হু। হুম, হু। হুম। হু, হু, হু। হুম। হুম। হু, হু।